<chuckles> হ্যাঁ, এটা তো আছো আসলে অ্যা আছে। যেমন আ যখন বৃষ্টির দিনগুলো হতো না? তখন কিন্তু দেখা যেত আ বৃষ্টির এক ধরনের যে আসলে শব্দ তার পাশাপাশি একটা বা একটি ঘ্রাণও কিন্তু আসলে বৃষ্টির পরে কিন্তু হতো বা মাটির একটা উষ্ণ গন্ধ। তো ওটার পাশাপাশি আমার <chuckles> একদম, একদম
জি, জি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, ১ম বৃষ্টি স্পেশালি। প্রথম বৃষ্টি যখন হয় অনেকদিন পরে একটা, সেটা হলে আর কথাই নেই।
একদমই। তো তার পাশাপাশি সারা আমার রুমটা বা বলবো বাড়িটা একদম মায়ের সেই বৃষ্টির দিনের গরম যে খিচুড়ি রান্নার যে গন্ধ, সেটা কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে যেত। তো আ যখনই আসলে এই ব্যাপারটা আসলে আ মনে পড়ে, তখনই সেই শৈশবে সে স্মৃতিগুলোই মনে পড়ে। বিশেষ করে খাবারের যদি বলি, তাহলে খিচুড়ির কথাটা এত বেশি আসলে মনে পড়ে, সেই মায়ের হাতার হাতের মনে করেন স্পেশাল যে অ্যা খিচুড়ি রান্না, সেটা কিন্তু আজও আসলে স্মৃতির পাতায় বলবো যে স্বাদে ভরা। <chuckles> তারপরেও আসলে আ জেগে যায় এই ব্যাপারগুলি।
জি। আহা! জ্বী। হুম। <chuckles> আচ্ছা। এই খিচুড়ি মানে বৃষ্টির দিনের স্পেশাল খিচুড়ি বলতে পারি আমরা।
একদমই, একদমই।
উম না বৃষ্টি হলে এটা আসলে আমার মনে হয় বাঙালির ঐতিহ্যও আছে যে, বৃষ্টি হলেই একটু এ একটু খিচুড়ি না হলে হয় না টাইপ একটা ব্যাপার। অ্যা বৃষ্টি, বৃষ্টির সঙ্গে সঙ্গেই কেন জানি খিচুড়িটা চলে আসে অটোমেটিক্যালি। আচ্ছা আ একটু যদি জিজ্ঞাসা করি যে, এই খাবারটা আপনার উম সুন্দর মনে পড়ছে বা একটা নস্টালজিয়া, আমি সিওর এখনও আপনার বৃষ্টি হলে আপনার বাসায় এখনো হয়তো খিচুড়ি রান্না হয়ই। তো ওই, ওই ব্যাপারটা একটু স্পেশাল ছিল শৈশবের টা, তাই না? উম এইটা ঠিক কেন এইটা ঠিক কেন মনে হয় যে অ্যা এই স্পেশালিটি টা কেন?
<chuckles> একদম ঠিক বললেন। একদমই, একদমই। একদমই, একদমই। একদমই ঠিক। হ্যাঁ, দেখুন।